হুম, হুম, তা তো অবশ্যই দেখুন, একজন reader কে আপনি কখনোই বলা যায় যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যখন কিছু, কিছু বই পড়েছি হ্যাঁ, এবং এর পরবর্তীতে যখন সেই সিনেমাগুলো বের হয়েছে সেগুলো না আমি কখনোই না আমার ভালো লাগেনি। ভালো লাগেনি এইক্ষেত্রে যে, আমি একটা নিজের একটা জগৎ বানিয়ে নিজের একটা অনুভূতি বলা যায় নিজেই ঢুকে গিয়েছি সেই জগতের ভেতরে যো বইটা পড়ে। এখন সেই ক্ষেত্রে আমার কিন্তু আলরেডি একটা প্রত্যাশা বেড়ে আছে। হ্যাঁ, সেই অনুযায়ী সিনেমাটা বানানো সম্ভব হবে না। কারণ এটা আমিও জানি এবং যারা সচরাচর বই পড়ে থাকে তারাও জানে এই বিষয়টা যে, যখনই সিনেমাটা বানানো হবে তখন সেই প্রত্যাশাটা পূরণ হবে না। তো সেই ক্ষেত্রে একটা মনোভাব রাখা আসলে জরুরি হয়ে পড়ে। কারণ দেখুন যে, খুবই চমৎকার, চমৎকার কিছু কিন্তু বই আছে। হ্যাঁ, যেমনকি এই যে, 'গডফাদার' যে, সিনেমাটা হ্যাঁ, এই সিনেমাটা বই মানে একটা বই থেকে মানে একটা সিঙ্গল বই থেকে সেইটার ২ টো পার্ট বানানো হয়েছে। হ্যাঁ, এখন দেখেন ২ টো পার্ট কেন বানানো হয়েছে? কারণ একটা পার্ট এ ডিরেক্টর নিজেও বুঝছিলেন সে যেহেতু নিজে বইটা পড়েছেন সে একটা পার্ট বানিয়ে সে কিন্তু satisfy হবে না। এখন সে ডিরেক্টর সে যদি নিজেই satisfied না হয় তাহলে সে কিভাবে expect করে যে, অন্যান্য দর্শক যারা আছে এবং এর সাথে যারা যেসব দর্শক আছে যারা আলরেডি বইটা পড়ে ফেলেছে তারা কিভাবে satisfied হবে। ঠিক না? তো সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যায় কি, যে, একটু মানে মধ্যস্থ করা লাগে এবং এটার একটা মনোভাবও তৈরি করা লাগে। যে, ঠিক আছে মানুষ যাতে মানে যারা বই পড়ে থাকে তারাও একটা চিন্তাভাবনা গড়ে তোলে যে, ঠিক আছে। সিনেমাটা দেখতে যাব, শুধু সিনেমা দেখার জন্যই যাবো। এবং ওই যে, কিছু, কিছু জিনিস যে, visualize করেছিলাম না সেগুলো আসলেই বাস্তবে কতটুকু দেখতে লাগতে পারে সেটাই দেখতে যাব হ্যাঁ, হ্যাঁ, <chuckles> এখন হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই ঠিক। একদমই, একদমই। একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। <chuckles> খুবই দারুণ। একদমই ঠিক বললেন। <laughs> একদমই ঠিক। একদমই, একদমই। <chuckles> আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। খুবই দারুণ বললেন, একদমই বেশ, একদমই বেশ দারুণভাবে কিন্তু এই যে, আসলে আ ব্যাপারটা আসলে বলছিলেন, যে, অনেক ক্ষেত্রে কিন্তু এই যে, পা প্রত্যাশার যে, ব্যাপারটা বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সিনেমাগুলো পূর্বে বলছিলেন ৩০০ থেকে ৪০০ প্যা পেজের বইগুলো থেকে সিনেমা করা তো দা ২ টো ভাগে ভাগ করা যায় বা একটা মুভির কথাও বললেন বা সিনেমা কথাও বললেন, আ 'গডফাদার' তো বেশ দারুণভাবে কিন্তু এই যে, প্রত্যাশার যে, জায়গাটা সেটাকেও কিন্তু সামলানোর চেষ্টা কিন্তু লেখক করে থাকে বা যারা আসলে এই ধরনের আ ছবিগুলোকে পরিচালনা করতে চায়। তো লেখকের কথায় যদি আসি, তো দেখা যায় না যে, আসলে আ লেখক যখন কোন একটি গল্প বা চরিত্র যখন লিখে, তখন দেখা যায় যে, ব্যা তার কিন্তু যে, ধাঁচটা ধাসটা থাকে বা টাও টোন এর যে, একটি ব্যাপার থাকে, সেটা আসলে সিনেমাই মানে তুলে ধরতে বা কখনো কি সমস্যা হয় বলে মনে করছেন আপনি?
রাইট, রাইট। হুম। হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই।

<chuckles> আচ্ছা। চরিত্রের ব্যাপারটা হয় কি? যে, সংগ্রাম অনেক করতে হয়, হ্যাঁ? কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে, মানে প্রধান যে চ্যালেঞ্জটা থাকে এটার ক্ষেত্রে যে, দর্শকরা যখন দেখবে সিনেমাতে সেই চরিত্রগুলোকে, দেখা যায় কি যে, সেখানকার মানে চরিত্রের অনুভূতিগুলো আসলে তারা গভীরভাবে পেয়ে থাকবে তো? এই একটা প্রশ্ন, দেখা যায় কি? যে, যতগুলো ডিরেক্টর আছে বা হচ্ছে গিয়ে যে ওই সাইড এ যে মানে, থাকে না হেল্পিং রাইটার যারা থাকে, হ্যাঁ? তাদের একদম মানে জুনিয়র রাইটার যারা থাকে, তাদের একদম বলা যায় যে মানে খুবই বেশি পরিশ্রম করা লাগে, সেই মানে পুরো বিষয়টাকে মানে পো চরিত্রের পুরো বিষয়টাকে সামারাইজ করতে। এখন একটা জিনিস দেখুন, হ্যাঁ? যে থাকে না কিছু, কিছু বিষয় আছে কিন্তু যে, বই বইয়ের মাধ্যমে না, দেখা যায় কি যে, একটা পাঠকের মাথায় নিজের চিন্তা, যে মানে যে পড়ছে, হ্যাঁ? সেটা কিন্তু সে নিজের একটা পৃথিবী তৈরি করতে পারে। একটা জগৎ তৈরি করে ফেলতে পারে, হ্যাঁ? এতটুকু একটা জায়গা তারা রেখে থাকে। কিন্তু, এই যে যখন দেখা যায় কি যে, য সিনেমায় যখন দেখানো হয় না? সেটা কিন্তু, বলা হয়, আ মানে সেটা কিন্তু ধরা হয় যে ডিরেক্টর যেভাবে নিজে ভিজুয়ালাইজ করতে পারছে, সেভাবেই সে এই জিনিসটা দেখানোর চেষ্টা করে। এখন একটা জিনিস দেখুন, একটা বই পড়ে ১০০ মানুষ, ১০০ মানুষ ১০০ ভাবে সেই চিন মানে, সেই পৃথিবীটা বানাচ্ছে নিজের মাথায়। হ্যাঁ? কিন্তু সেই ১০০ মানুষের মধ্যে ডিরেক্টর হচ্ছে ১ জন। এখন সেই ১ জনার সেই পৃথিবী, যখন পুরো বিশ্বকে দেখাতে যায়, তখন তো অবশ্যই কিছু না কিছু মানে একবারে হ এক্সপ্রেশন এর দিক এ এবং এই যে চ্যালেঞ্জের দিক যে তুলে আসবে যে, আসলে ঠিক আছে। তখন ডিরেক্টরদের চিন্তা থাকে কি, জানেন? যে দর্শকরা কিভাবে মানে, ব্যা মানে বেশিরভাগ দর্শক, তার সাথে এগ্রি করতে পারবে কিনা? তারা ওই চিন্তাটা মাথায় রেখে, তখন সেই নিজের চিন্তা-ভাবনাকে আসলে বাস্তবায়ন করার চেষ্টা করে। <chuckles>
<scoffs> আচ্ছা, আচ্ছা। একদম, একদম। <chuckles> আচ্ছা, আচ্ছা। একদমই ঠিক বললেন। একদমই, একদমই। এটা, একদমই ঠিক বললেন। একদমই, একদমই। খুবই দারুণ বললেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> একদমই ঠিক বললেন। একদমই ঠিক বললেন। একদমই, একদম। <chuckles> আ বেশ দারুণভাবে কিন্তু, এই যে মূল যে বার্তাটা সেটা যেন নষ্ট না হয়, সেটাকে সামারাইজ করে বা সামারাইজ করে, সেটাকে আবার হচ্ছে বা বিভিন্ন বা হেল্পিং যে রাইটার গুলো থাকে, তাদের মাধ্যমে কিন্তু বেশ দারুণ একটা সংগ্রামের মাধ্যম দিয়ে কিন্তু, ছোট করা হয় গল্পের যে মা মূল বার্তাটা, সেটা যেন নষ্ট না হয়। বেশ আ দারুণভাবেই কিন্তু আসলে আপনি বললেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় না? এই যে যখন ছোট করছেন গল্পটা। তো এর আগে কিন্তু, অনেকে কিন্তু এই যে বা বইগুলো কিন্তু আসলে পুরোপুরি পড়ে ফেলে। তো দেখা যায় যে বা বই যে আসলে বা পড়ে ফেলার পরে, তাদের যে আসলে প্রত্যাশাটা থাকে, সেটা কি আসলে সামলানোটা বেশ কঠিন মনে হয় না?
হুম। হুম, হুম। অবশ্যই। হুম। একদমই। <chuckles> হু, হু।